বাহ! তো আপনি বলছিলেন যে, রান্নার ক্ষেত্রে মানে আপনি রান্না করতে পছন্দ করেন। আপনার recipe গুলো আপনি শিখে রা
<chuckles> জি, জি, চেষ্টা চলে। হ্যাঁ।
কোন বিশেষভাবে আপনি যদি কয়েকটা recipe র নাম বলেন, যে আপনি এগুলা আপনার দাদা-দাদির কাছ থেকে শিখেছেন এবং আপনার খুবই ভালো লাগে।
কিন্তু হ্যাঁ, জি, জি। হ্যাঁ তো আমার মূলত ভালো লাগে তাদের আরকি বিভিন্ন ধরনের আ যেভাবে মাংস ডআ রান্না করে, আ তারপরে আ আ আছে ওই যে বিরিয়ানির কথা বলেছিলাম, আ মোরগ পোলাওর কথা বলেছিলাম। আ তারপরে আরো আছে যে বিভিন্ন ধরনের খাবার যে কাঁচ্চিও আ আমার দাদি ভালো রান্না করতে পারে। তো উনার কাঁচ্চি একটু অন্যরকম হয়, আম যেটা আরকি আ রেস্টুরেন্টের চেয়ে একটু ভিন্ন। আবার বিভিন্ন ধরনের খাবার মানে আ তরকারি আছে যেগুলা এক কথায় আ মানে দাদির হাতের রান্না বা মসলা যেগুলা আ recipe আছে ওগুলাই দেখা যায় আ মানে খুবই মজা লাগে এক কথায়। মানে <scoffs> উনি যেভাবে রান্না করে এক কথায়। ভালোই লাগে যখন দাদি রান্না করে বা এরক আন জি, জি।
রান্না তো রান্না দেখা গেল যে কিন্তু বলা হয় যে experience বলতে একটা বিষয় থাকে যেটা খাবারকে ইনু
হ্যাঁ, হ্যাঁ, একটা বিষয় আছে।
বাহ! বেশ কিন্তু ভালো লাগলো আপনার দাদির এই যে পোলাও এর recipe আপনার দাদির উপকরণের কথা শুনে। ভা ভালো লাগলো যে আপনি আস যে গুলো ধরে রা চেষ্টা করছেন, বেশ ভালো লাগলো কিন্তু আপনার সাথে কথা
<chuckles> জি, জি। জি, জি, আ উম। <chuckles>